আচ্ছা এই যে আ Facebook, Instagram, TikTok এই গুলাতে যে লাইক পড়ে আর এই যে লাইকের সংখ্যা নিয়ে আপনার আত্মমর্যাদার সাথে কি কোনো সম্পর্ক আছে?
হুম। আমার মনে হয় না লাইক এর সংখ্যার সঙ্গে আত্মমর্যাদার কোনো সম্পর্ক আছে। আর বিশেষ করে ব্যাপারটা যখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যাপার। অ্যা আ আমরা হচ্ছে ব্যাপারগুলো এত সাধারণ হয়ে গিয়েছে আমার কাছে যে ১০ টা লাইক মানে আমাদের কাছে খুব কম। কিন্তু এভাবে যদি চিন্তা করা হয় যে যদি ১০ টা মানুষ আমাদের সামনে এসে বলে যে তোমার এই কাজটা ভালো লেগেছে বা তুমি যেটা লিখেছ এটা ভালো লেগেছে। তাহলে কিন্তু খুব দেখবেন আপনি এ ব্যাপারটা অন্নত অন্য অন্যরকম একটা ব্যাপার। কিন্তু
উন না বেশ দারুন বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। মানে অনেক অন্যরকম একটা অনুপ্রেরণা লাগবে আরকি। সত্যি কথা বলেছেন।
জি, একদম। হ্যাঁ একটু বড় মনে হয় এই ব্যাপারটা। কিন্তু যখন কেউ হচ্ছে আ মানে দেখে যে ফেসবুকে ১০ টা লাইক তখন মনে করে ও আচ্ছা এত কম লাইক? মানে আমরা এই ব্যাপারটাকে খুব সাধারণ করে নিয়েছি আসলে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সাধারণভাবে নিয়েছি, না সত্যি কথা। তো এই যে এই কারণে দেখা গেছে যে আপনি আপনার যে মর্যাদা আছে সেটার সাথে এটাকে রিলেট করেন না। এটা কিন্তু বেশ দারুণ। কারণ এটাকে মর্যাদার সাথে রিলেট করলে কি, কি সমস্যা হতে পারে আপনার মনে হয়?
হুম। জি, জি। আচ্ছা। একটা সমস্যা যেটা খেয়াল করা যায়, যে নিজেকে নিয়ে একটা হীনমন্যতায় ভোগা। মনে হয় যে "আমি ভালো করছি না।" তারপর নিজের আত্মমর্যাদাকে আত্মমর্যাদাটাকে হচ্ছে অন্যদের চোখ থেকে দেখা। মানে এটার কারণে হয় কি আপনি হচ্ছে নিজের যে ভালোটা, সেটা না দেখে আপনি অন্য অন্য আরেকজন কি বলছে, সেই ভালোটা দেখার চেষ্টা করেন। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভয়ংকর মনে হয়। নিজেদের আ সেলফ রেসপেক্ট এর কথা বা যে একটা হচ্ছে মানে প্রতিভা কিন্তু এভাবে বিকশিত হতে পারে না। এ ব্যাপারটা খুবই ভয়ংকর আমার কাছে মনে হয়।
হ্যাঁ। বাহ! দারুণ কথা বললেন। হু। না, আসলে সত্যিই ভয়ংকরই বটে। হ্যাঁ। হু, জ্বি, জি, জি। আসলে একদম সত্যি কথা বলেছেন। কারণ আ নিজেকে নিয়ে যদি হীনমন্যতায় ভোগে কেউ তখন কিন্তু তার আত্মমর্যাদা এমনিতেই আ শেষ হয়ে যায়। সত্যি কথা। আর আত্মমর্যাদা যদি অন্যের চোখে দে মানে দেখতে হয়, তাহলে আর কি বা আত্মমর্যাদা রয়েছে। তাই না? এটা তো তাহলে আর এটার কোন অ্যা প্রশ্নই আসে না। তো সেই ক্ষেত্রে যদি একটু জানতে চাইতাম? যে আপনার যে আত্মমর্যাদার যে বিষয়টা এটা মানে কখন, কখন বেশি ক্ষুণ্ণ হয় আপনার ক্ষেত্রে? মানে সেটা অনলাইনের বিষয় হোক বা অফলাইনের যেকোনো একটা বিষয় হোক মানে কোন ঘটনায় আপনার মনে হয় যে আপনার আত্মমর্যাদা একেবারে বেশি ক্ষুণ্ণ হয়ে গেছে?
হু, একদম। হু। একদমই ঠিক। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হু। হু। আচ্ছা, আমার কাছে এই ব্যাপারগুলো ও মানে আত্মমর্যাদার ব্যাপারটা হচ্ছে খুবই মানে আমার কাছেই থাকবে এটা মনে হয়। <chuckles> আ আমার কাছে মনে হয় যখন
মানে অন্য কাউকে এটার প্রভাব করতে দেওয়াটা ঠিক মনে করেন না। বুঝতে পেরেছি।
হ্যাঁ, অন্য কাউর কারোর দায়িত্ব না আসলে এটা রক্ষা করা। তো অনেক সময় হয় কি ধরেন আ কোন একটা জিনিস হচ্ছে আমরা মন থেকে শেয়ার করি। যে এই ব্যাপারে আমি খুবই আ মানে আমার কাছে খুব প্রিয় এই ব্যাপারটা। যেমন ধরেন অ্যা একটা পার্সোনাল উদাহরণ দিয়েই বলি যদি আ ধরেন আমি একটা বিড়ালের পোস্ট শেয়ার করলাম। যেখানে বিড়ালটার হচ্ছে এক একটু সাহায্য দরকার। হয়তো ওর কোন অ্যাক্সিডেন্ট হয়েছে বা এরকম কিছু একটা। তো সেখানে গিয়ে যদি কেউ বলে যে আ মানে কমেন্ট করে যদি যে "এসব ব্যাপার শেয়ার করে তো লাভ নেই। এখানে আ আমরা তো আর কিছু করতে পারব না।" তখন হচ্ছে একটু ধরেন খারাপ লাগে। মানে তখন বলব না যে আত্মমর্যাদায় লাগে। আমি বলব যে এই ব্যাপারগুলো হচ্ছে একটু আ মন খারাপের কারণ। হু।
হুঁ, হুঁ। হ্যাঁ, হ্যাঁ। আসলেই। ইস! খারাপ লাগে। মানে মন খারাপ করিয়ে দেয়। হু, না, না আসলে তা তো অবশ্যই। আর আপনি হয়তো আত্মমর্যাদার সাথে এটা এ মানে যুক্ত করছেন না। আ তবে আমার মনে হয় এ এইসব ক্ষেত্রে যারা এই কথাটা বলে তাদের আত্মমর্যাদাটা আসলে একবারেই নেই। যে যে কারণে তারা আসলে অন্যের আত্মমর্যাদাটাকে সম্মান করতে পারে না আরকি। আ তো এমনিতে মানে Facebook এ YouTube বা YouTube এর কথা বাদ দেই ওটা তো ওরকমভাবে সোশ্যাল মিডিয়ার কাতারে পড়ে না। Facebook এর মতো তো না। তো Facebook এ এরকম যে লাইকের কারণে অনেকে দেখা যায় যে অনেক হতাশ হয়ে যায়। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে তারা কি আত্মমর্যাদাকে লাইকের সাথে মিলিয়ে ফেলে আর কিভাবে মিলায় তারা? যদি একটু বলতেন।
হু। জ্বি, একদম। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। সেটাই। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। জ্বি। হ্যাঁ। হু। আচ্ছা। এই ব্যাপারটা না ওই যে কীভাবে মিলায় এটা আসলে অনেকটা অটোমেটিক্যালি হয়ে যায়। আমরা যখন আ আমাদের বলতে পারেন বড় হওয়াটা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। সোশ্যাল মিডিয়াকে ঘিরেই বড় হওয়া হয়েছে। আমাদের আ যখন বড় হচ্ছিলাম তখনই কিন্তু Facebook, Instagram এগুলা আ আসছিল। তো এই কারণে আমাদের আ আত্মমর্যাদাকে লাইকের সাথে মিলানো বা সম্পর্ক করাটা আমরা অটোমেটিক্যালি করে ফেলেছি। এটা হচ্ছে আমরা না বুঝেই করে ফেলেছি। তো এ এটা কিভাবে হয়েছে মানে আ এম যখন কেউ হচ্ছে কম লাইক পাচ্ছে এটা মানে ধরে নেয়া হচ্ছে যে এটা মানুষ দেখছে না। বা এটা মানুষ কম পছন্দ করছে। তখন সেই পাত্তা দিচ্ছে না হু, হু, হু। তখন হচ্ছে যে ওই মানুষটা এমন কিছু একটা কাজ করে বসে বা আ এমন কোনো জিনিস শেয়ার করে ফেলে যেটা হচ্ছে একটু controversial মানে একটু আ বিরোধিতা সৃষ্টি করতে পারে।
হু, হু, হু। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে পাত্তা দিচ্ছে না তাকে এরকম একটা বিষয়। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ। দেখা গেছে তার এটা হ্যাঁ, তার এটা শেয়ার করার কথা না। তার কিছু পার্সোনাল ঘটনাও সে দেখা গেছে যে লাইক পাওয়ার জন্য আ শেয়ার করে ফেলে। তখন কিন্তু মানে, হ্যাঁ
হু। লাইক পাওয়ার জন্য শেয়ার করে ফেলে। তখন হচ্ছে গিয়ে আত্মমর্যাদার হ্যাঁ, হ্যাঁ। আপনি যেটা বললেন এটা একটু ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত হতে থাকে বুঝতে পেরেছি। আসলে না, আপনি স্পষ্টভাবে জিনিসটা কিন্তু ভালো করে বুঝিয়ে দিলেন যে, মানে তারা জিনিসটাকে আত্মমর্যাদার তে ১ম এ নিয়ে নেয় না বুঝে। তারপরেও আরো কাজ করে আত্মমর্যাদা বাড়ানোর জন্য বা মজার জন্য বাড়ায়। কিন্তু আ স পরিশেষে আত্মমর্যাদাটা কমতেই থাকে আসলে। তো এই যে, মানে বিষয়টা এই যে আত্মমর্যাদার যে কনসেপ্টটা যেটা লাইকের আনন্দ থেকে যে আসে। তো এই জিনিসটা কি মানে কিভাবে আসে? আপনার কি মনে হয় যে, লাইকের আনন্দটা আর আত্মমর্যাদা এই দুইটা কি আলাদা জিনিস নাকি একই?
হুম। হু, হু। হু। কমে যায়। হ্যাঁ, হ্যাঁ। হুম। হু, হু। আ লাইকের আনন্দ আমার কাছে মনে হয় আলাদা। আত্মমর্যাদাটাও অনেক সময় হচ্ছে গিয়ে আ কিছু নিজের ভুল থেকেও আসে আমার কাছে মনে হয়। নিজের ভুল বলতে বলছি যে, আম আমরা মানে অন্য কারোর উপর হচ্ছে নিজের আ আবেগ সেটাকে প্রভাবিত না করতে দেয়া। এটা হচ্ছে আমার কাছে মনে হয় আত্মমর্যাদার একটা অংশ। আর লাইকের যে আনন্দ, সেইটা হচ্ছে যেমন ধরেন, আপনি একটা meme যদি শেয়ার করেন, কেউ যদি এটাকে লাইক দেয়, তখন মানে বোঝা যায় যে, মানুষ সেটা নিয়ে মজা পাচ্ছে তখন একটা মানে আনন্দটা আসে। যে সবার সাথে আম আমি আনন্দটা ভাগ করতে পেরেছি। আমার খুশি লাগছে। এইটা হচ্ছে গিয়ে আমার কাছে লাইকের আনন্দ। আর আত্মমর্যাদা হচ্ছে একদমই আলাদা ব্যাপার। তো হ্যাঁ, একটা আনন্দ আসে লাইক থেকে। কিন্তু আ আমার মনে হয় না আ লাইকের আনন্দ আর আত্মমর্যাদাটা, সেই মানে একই জিনিস।
হু, হু। হ্যাঁ, বুঝতে পেরেছি। হু, হু। ভালো কথা বলেছেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। না, না, আসলে দারুণ বলেছেন। হ্যাঁ। আলাদা জিনিস। <chuckles> না, আসলে আপনার কথাটা একবারেই যৌক্তিক বলে মনে হচ্ছে, আমারও। কারণ, এই যে মানে, প প্রভাবিত করার যে বিষয়টা বললেন, যে অন্য কোন মানুষ যখন প্রভাবিত করে, তখনই কিন্তু আত্মমর্যাদায় ক্ষুণ্ণটা হয়, তাই না? আ মানে, আপনি যেটা বললেন আরকি, যে আপনার ভেতরের যে মানুষটা আছে, তাকে যদি কেউ কোন খারাপ আচরণ করে, তাকে যদি কষ্ট দেয়, তখনই আপনার আত্মমর্যাদার বিষয়টা। আর যখন একজন ব্যক্তি লাইকের মধ্যে আনন্দটা খুঁজে পায়, তখন কিন্তু সহজেই অন্য একটা মানুষ তাকে, মানে এ তার, দেখা গেছে যে তার একটা মান-সম্মানে আঘাত দেওয়া হ্যাঁ, বা তার মনটাকে প্রভাবিত করতে পারে, তো সেক্ষেত্রে, ২ টা কিন্তু একদমই, মানে, ভিন্ন, ভিন্ন। তো বর্তমান যুগে আসলে কি জানেন, তো মানে, আপনি যেভাবে ঠিক বুঝতেছেন বিষয়টা, এভাবে মানুষজন ঠিক বুঝতেছে না। তো তাদেরকে আসলে কিভাবে এই যে, ২ টা জিনিস যে আলাদা, এটা বোঝানো যায়, বলে মনে করেন আপনি?
হুম। হুম, হুম, হুম, হুম। হুম, জি। হুম। প্রভাবিত করতে পারে, হুম। হুম, হুম, হুম। হ্যাঁ। হুম। হুম। আচ্ছা। আমি আসলে <scoffs> শুরুর দিকে যে বুঝতাম, এমনও কিন্তু না, আমাকে আসলে আ বুঝতে হয়েছে। কারণ, এই ব্যাপারগুলো খুবই হ্যাঁ বাধ্য হয়েই, মানে এই ব্যাপারগুলো খুবই ক্ষুদ্র, কিন্তু অনেক বড় একটা প্রভাব ফেলে আমাদের মস্তিষ্কে, বা আমাদের চরিত্রে, আমাদের বৈশিষ্ট্যের মধ্যে। তো আ আপ আমি বলব যে, আ অ এ এভাবে চিন্তা না করে, ১ম এ যে কথাটা বললাম, যে ১০ টা লাইক খুব কম, এই ব্যাপারটা, এরকম চিন্তা না করে, চিন্তা করতে হবে যে, ১০ জন মানুষ এই ব্যাপারটাকে, আমি যেটা শেয়ার করেছি, সেটাকে লাইক করেছে। তো আ এরকম যদি চিন্তা করা হয়, তাহলে ১০ জন মানুষ, আপনি যদি সামনে চিন্তা করেন, আপনার সামনে এই ১০ জন মানুষ এসে আপনাকে বলেছে, "ধন্যবাদ, এটা শেয়ার করার জন্য, আমাদের ভালো লেগেছে।" তাহলে যে ব্যাপারটা হয়, ১০ টা লাইক দেখলে কিন্তু সেই ব্যাপারটা হয় না। তো এইভাবেই চিন্তা করতে হবে। একটু রিয়েলিস্টিক চিন্তা করতে হবে, যে আচ্ছা হ্যাঁ, এভাবে করলে, আমার কাছে মনে হয় ভালো।
হুম, হুম। হ্যাঁ, বাধ্য হয়ে নাকি? <chuckles> জি, জি। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। চিন্তাভাবনাটা করলেই ভালো, বুঝতে পেরেছি। হুম, তো মানে এমনিতে আপনার আ জীবনে কি এমন যেটা বললেন বলেছিলেন আরকি যে আগে আগে হয়তো বুঝতেন না, এখন বুঝেন বিষয়টা। কারণ, Facebook যখন হয়তো শুরু করেছিলেন, তখন নতুন, নতুন সবকিছু লাইকের কনসেপ্টটাও নতুন ছিল। তো আপনি আসলে কোন মুহূর্তে গিয়ে এটা বুঝতে পারলেন যে মানে এ এ লাইকের পিছনে ঘোরা যাবে না? আ নিজের আত্মসম্মান, আত্মমর্যাদা নিজেকেই ধরে রাখতে হবে। এই জিনিসটা আসলে কি কোন ঘটনার মাধ্যমে ঘটেছিল? নাকি <scoffs> এমনি আপনাআপনিতে এসেছিল যদি একটু বলতেন আরকি।
হুম। একদম। হুম। হুম, হুম। আচ্ছা। এটা আ উম একটা ঘটনার মাধ্যমে হয়েছে যে, এমন না। মানে একটা সময় আমি খুবই আ অ্যাকটিভ থাকতাম। ইয়ে মানে সোশ্যাল মিডিয়াতে। তো আ পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে পড়াশোনার খাতিরে একটা সময় হচ্ছে এটা থেকে দূরে সরে যেতে হয় আমাকে। বিভিন্ন মানে কারণে আমি ব্যস্ত থাকতাম বা, চাকরির পরেও হচ্ছে এ ব্যাপারটা খেয়াল করেছি। আমাকে দূরে সরে যেতে হয়েছিল। তখন আমি আসলে খেয়াল করলাম যে আ লাইক আর লাইক, কমেন্ট বা, যে ব্যাপারগুলোই বলেন না কেন? এগুলা হচ্ছে আমরা যতটা ছোট করে দেখি বা, যতটা আমরা মনে করি যে, এব এসব ব্যাপার ছোটখাটো, কিছুই হবে না। এত্তটা ছোটও কিন্তু না। তো এই ব্যাপারটা আমি আসলে তখন বুঝতে পারি। মানে যখন আমি এ এসব থেকে দূরে সরে আসি, আ তখন আমার এ চিন্তা করার একটা সময় হয়। তখন বুঝি আমি।
সোশ্যাল মিডিয়াতে, আচ্ছা। বুঝতে পেরেছি। <chuckles> হুম, হুম। বুঝতে পেরেছি। না, না। আসে নাই। সত্যি বলেছেন। কারণ, এই ছোটখাটো ভুল থেকে কিন্তু বড় একটা ভুলে অ্যা চলে যায়। আবার ছোটখাটো একটা ভালো লাগা থেকে এ আস্তে, আস্তে করে ভালো লাগাটা বড় হয়ে যায়। ছোটখাটো মানে ছোট থেকেই ওইযে বলে না যে, মা আপনার কি জানি একটা কবিতা আছে যে, আ 'বিন্দু, বিন্দু বালি কণা,' হ্যাঁ, 'বিন্দু, বিন্দু জল গড়ে উঠে সাগর অতল,' এরকম আরকি। না আসলে আপনার যে চিন্তাভাবনা, এটা কিন্তু মানে এইযে পরিবর্তনটা আপনার মনের যে পরিবর্তনটা হয়েছে, আপনার যে বুঝটা, এটা কিন্তু বেশ প্রশংসনীয়। আর আপনি আরো বললেন যে, মানে, "মানুষের আত্মমর্যাদা আর যে লাইকের আনন্দ ২ টা যে কিভাবে আলাদা হলো?" এইযে বিষয়টা এটা কিন্তু আমার বেশ আ মানে চমৎকার লেগেছে। আর আ কিভাবে আরেকটা মানুষ আপনার মানে এই কাজটা করতে পারবে যে, লাইক থেকে নিজেকে আলাদা করতে পারবে? যে আ সে হচ্ছে যে আপনার আম মানে এ চিন্তা করবে যে, ১০ টা লাইক ১০ টা লাইক মানে ১০ টা মানুষ এখানে সম্মতি দিয়েছে। বাস্তবের সাথে যে মিলিয়ে যে আপনি কথাটা বললেন, এটা কিন্তু আসলে খুবই চমৎকার হয়েছে আরকি। তো আপনাকে আসলে অনেক ধন্যবাদ। আ এতোগুলো গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা হলো। আপনি অনেক ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। <chuckles>
হুম, হুম। হুম, হুম, হুম। ছোট, ছোট বালুকনা, বিন্দু, বিন্দু জল হুম। হুম, হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ। হুম। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার সাথে বেশ আ মন খুলেই কথা বলা গেল। আপনি গুরুত্ব সহকারে আমার কথা শুনলেন। আপনার নিজের মতামতও দিলেন। খুব ভালো লাগলো আসলে আপনার সাথে এ ব্যাপারে কথা বলতে পেরে। আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য।